হু, হু।
আ তারপরের ক্ষেত্রে হচ্ছে আরেকবার এটা হয়েছে আমি দেখেছি যে, আ আমার একটা জিনিস খুব পছন্দ, ভাবেন। আর তাদের বাসায় বানানো হয়েছে। ঠিক আছে? কথা নাই বার্তা নেই কিছু জানি না। ভাইয়া হচ্ছে বাটিতে করে অনে বাটিতে করে একটু বেশি, বেশি করে আমার জন্য নিয়ে আসছে। আমি ১ জনের ১ টা মানুষ ২-৩ জনের জন্য খাবার নিয়ে আসছে আমার জন্য। ঠিক আছে? এরকম প্রায়, প্রায় অনেক সময় দেখেছি যে ভাইয়া আমাদেরকে বকা দেয়। সে আমাকে শাসন করে সবকিছু করে। সে আমাকে এটা বলে, "তুই ভালো মানুষ না।" ঠিক আছে? এরকম করে এরকম করে বলে। ঠিক আছে? তারপর হচ্ছে কিন্তু তার তারপর এই যে ছোট, ছোট যে জায়গাগুলো সেগুলোতে আসলে অনেক নজর রাখে আরকি। আপনার ক্ষেত্রে কাকে আপনার ক্ষেত্রে এরকম কেউ ছিল?
হু, হু। হ্যাঁ, হ্যাঁ বলুন। হু, হু। হু, হু, হু। আ আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ। হু, হু। <chuckles> হু, হু, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আসলে আমার ক্ষেত্রে আসলে আপনি যে ব্যাপারটা বললেন, আসলে আমার ক্ষেত্রে বলব যে আসলে আ ভালো মানুষ বলতে আসলে আমি একজন নেতাকে দেখেছিলাম। সেটা হচ্ছে যে আমার আ কি বলবো একজন প্রতিবেশী ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। আমার একজন প্রতিবেশীকে দেখেছিলাম। উনি আসলে অনেক ধার্মিক একজন ব্যক্তি ছিলেন আরকি। তো সবসময় আসলে মানুষের আসলে উপকারের যে ব্যাপারটা সেটার দিকে আসলে নজর দিতেন। আ কখনো যদি আমরা যে বলতাম যে, "কাকা, আ এই ছেলেটা" আসলে আমাদেরকে বলত এসে যে, "দেখ আ আশেপাশের কে খেতে পাচ্ছে না, কার কি সমস্যা হচ্ছে আমাকে চুপ চুপ করে বলবি।" হ্যাঁ, তখন আমি আসলে মাঝে, মাঝে আমরা সবাই আ অনুসন্ধান করতাম যে কার আসলে সমস্যা। তো অনেক সময় কি হতো যে আসলে আমরা বলতাম যে, "আঙ্কেল বা কাকা, আসলে আমাদের একটা বল লাগবে ফুটবল আমরা আসলে আপ আ চাচ্ছি আরকি খেলার জন্য।" তো তখন অনেক সময় কিন্তু আ বিভিন্ন ক্ষেত্রে আসলে ভালো মানুষ আসলে এরকমই হয়। আসলে আ সাহায্যের যে ব্যাপারটা সেটা কিন্তু সবাইকে করতে চায় এবং আ মানবিক দিকের যে ব্যাপারগুলো সেটা কিন্তু তারা আ করেই। তো সেক্ষেত্রে আসলে বলব যে আসলে আমার আসলে ভালো মানুষ দেখা বলতে উনাকে আসলে দেখেছিলাম। খুব কাছ থেকে আরকি আ উপলব্ধি করেছিলাম এবং মাঝে, মাঝে মনেও চাচ্ছিল যে আসলে উনার মতন করে যদি আসলে নিজের জীবনকে আসলে কোনভাবে যদি গড়ে তোলা যেত, সেক্ষেত্রে আমার কাছে মনে হত যে আ বেশ আ ভালো হতো। তবে আমার কাছে মনে হয় যে আসলে বর্তমানে আসলে আ ভালো মানুষ হওয়াটা বড়ই আ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি আপনি যেখানেই যান না কেন আসলে দুর্নীতি যে ব্যাপারটা সর্বত্র ছড়িয়ে পড়েছে। আর সব ক্ষেত্রে আর কি বলব যে আসলে না, ভালো মানুষ হওয়াটা আসলে কঠিন হয়ে পড়েছে। আপনি যদি ভালো হতে চান সেক্ষেত্রে দেখবেন যে নানা মানুষ আপনাকে নিয়ে আসলে ট্রোল এর যে ব্যাপারটা সেটা কিন্তু করবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে একজন ভালো মানুষ হতে গেলে আসলে কী করণীয়তা আসলে বর্তমানে আসলে উচিত বা আপনি কখনো চেষ্টা করছেন কিনা এই ব্যাপারগুলো নিয়ে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বললেন আসলে। হ্যাঁ, হ্যাঁ। <sneezes> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ও! হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উহুম। হ্যাঁ, হ্যাঁ। হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।